হ্যাঁ, দেখুন আমার সেই কোর্সকে ঘিরেই কিন্তু একটা সফলতার যে ব্যাপারটি সেটা আসলে ছিল। তো আমি যে কাজগুলো করতাম সেটা কিন্তু web development এর যে ব্যাপারটি সেটা কিন্তু। তো দেখা যেত যে এটা কিন্তু বেশ জটিল একটি ব্যাপার। তো ১ম দিকে কিন্তু আমার খুব একটি বেশি আসলে মনে ধরতো না বা কাজ করতে পারতাম না। তখন কিন্তু হতাশ হয়েছি। তো পরবর্তীতে দেখা গিয়েছে যখন আসলে কাজটি পুরোপুরি শিখলাম তখন কিন্তু আ বিভিন্ন যে market place গুলো রয়েছে সেই market place এ যখন আসলে আমি apply করলাম, যে যখন আসলে ১ম client এর যে কাজটা আসলে আমি পেয়েছিলাম, তখন কিন্তু মনের মধ্যে কিন্তু এক উৎফুল্লতা কাজ করেছে এবং তারপর থেকে আমাকে কিন্তু পেছন ফিরে আর তাকাতে হয় নাই। তো সেই জায়গা থেকে আমার কাছে কিন্তু আসলে হয়েছে সফলতার যে ব্যা ব্যাপারটি সেটা আমার জীবনে কিন্তু এভাবে এসেছে।
হুম। আচ্ছা। বাহ! হুম। হুম। আচ্ছা। হুম। আচ্ছা। কাজ করেছেন, জ্বী। <chuckles> আচ্ছা। দেখাতে হয়নি। হুম। এসেছিল। বাহ! দারুণ আসলে। আপনি বললেন যে আপনি web development শিখেছিলেন। তো সেক্ষেত্রে আপনি কি অনলাইন কোর্স করেছিলেন? নাকি আপনি আসলে কোথাও গিয়ে কোর্স টা করেছেন? আর আম সফলতা যখন আসলো, সেটা আসলে কতদিন পর এসেছিল?
হ্যাঁ, দেখুন এই যেই সেক্টরের কথা বলছি এটা কিন্তু বেশ জটিল একটি ব্যাপার। তো সেই জায়গা থেকে আমি আসলে অনলাইনের মাধ্যমেই কিন্তু আসলে একটি প্লা প্লাটফর্ম রয়েছে। সেখানে কিন্তু আসলে করা হয়েছিল। এবং সেটা কিন্তু আমাদের দেশে খুব আ বড় এবং আ popular একটি আসলে ব্যাপার। তো দেখা যাচ্ছে যে আমি যখন শুরু করেছি তখন কিন্তু প্রায় আমার ৬ মাস শুধু কোর্স এই চলে গিয়েছে। তারপর পর দেখা গিয়েছে যে আসলে আমি সেই আ ব্যাপারগুলো বা critical যে problem গুলো রয়েছে সেগুলো যখন solve করছিলাম বা সেগুলো যখন সমাধান করছিলাম, এটাও কিন্তু একটা সময় সাপেক্ষের ব্যাপার ছিল। তো বলবো খোলামেলায় যে আসলে আমার আসলে এটা আসলে শিখতে এবং পরিপূর্ণ আসলে কাজের জন্য আসলে নিজেকে প্রস্তুত করতে আসলে প্রায় ১.৫ বছরের মতো আসলে সময় লেগেছিল।
উহু। ঠিক আছে। হুম। আচ্ছা। হুম। ও। হুম। ঠিক বলেছেন, জ্বী। হুম। তা তো অবশ্যই। হুম। বাহ! একটা ভীষণ বড় একটা সময়। আর এই সময়টা যে আপনি আসলে নিজের সিদ্ধান্তে একদম অটুট থেকে নিজেকে আসলে সার্থক বা মানে সফলভাবে দেখেছেন সেটা কিন্তু আসলে বেশ প্রশংসনীয়। তো এইযে সমাজের নিয়ম ভাঙ্গা মানে কি আপনার কাছে মনে হয় যে বিদ্রোহী হয়ে ওঠা? যে না আমি সমাজের নিয়ম মানছি না। নিজের ইচ্ছা মত। এই ক্ষেত্রে আসলে আপনার কি মনে হয়?
<chuckles> একদমই। হ্যাঁ, দেখুন আমার কাছে মনে হয় যে আসলে আ সমাজ কি চায় জানেন? আমাদের সমাজের কিন্তু একটি ব্যাপার রয়েছে যে আসলে আমাদের সমাজে কিন্তু এইযে কাবাডি খেলা বা আমাদের দেশে কিন্তু কাবাডি খেলার কিন্তু একটি প্রচলন রয়েছে। এবং সেটাতে কিন্তু দেখা যায় যে পেছনের দিকে টানার যে ব্যাপারটা সেটাই কিন্তু সেই খেলার মূল একটি ব্যাপার। তো আমাদের সমাজও কিন্তু সেই প্রথাই আসলে অনুসরণ করে। যে আসলে আপনি কিছু একটা ভালো কিছু করতে চাচ্ছেন? <chuckles> একদমই। যে আসলে পেছন থেকে টেনে আবার আপনি যেইখানে আসলে শুরু করেছেন সেইখানে নিয়ে যাওয়ার দায়িত্ব কিন্তু সমাজের। বর্তমানে আসলে বলবো প্রেক্ষাপট থেকে। তো দেখা যায় যে আমার কাছে মনে হয় যে সমাজের সাথে আসলে বিদ্রোহ করেই কিন্তু টিকে থাকতে হয়। এবং দেখা যায় যে নতুন কিছু করতে গেলে বা কোনো একটি কিছু যেটা আসলে special হবে সেক্ষেত্রে বলব যে সমাজের সাথে বিদ্রোহ করেই কিন্তু আসলে সে জায়গাতে আসলে অবস্থান করে নিতে হয় বলে আমার কাছে মনে হয়। এবং আমার ক্ষেত্রে আসলে বিদ্রোহটা এইভাবেই আসলে করা হয়েছে। যে তারা যেভাবে প্রত্যাশা করেছে আমি কিন্তু <chuckles> একদমই ঠিক তাই।
জ্বী। হ্যাঁ। একটা প্রচলন রয়েছে, জ্বী, ঠিক বলেছেন। জ্বী। হুম। পিছন থেকে টান দিয়ে যে ধরাটা। <chuckles> জ্বী। হুম। সমাজে। হু, হু। টিকে থাকতে হবে। হুম। একদম। জি। নিজেকে প্রমাণ করেছেন আরকি তাই না? একদম। বেশ চমৎকার আসলে। তো জানতে চাচ্ছিলাম আপনার কাছে কি মনে হয় যে মানুষ কি নিজে নিজের ইচ্ছায় যদি চলে, হ্যাঁ? নিজের ইচ্ছায় সিদ্ধান্ত নেয়, তাহলেই বেশি সুখী হতে পারে?
একদমই।